হ্যালো ভাই, কি খবর? কেমন আছেন?
অ্যা হ্যাঁ, আছি ভালোই। না, আজকে ওই আ ১২ টা, ১ টা পর্যন্ত আমাদের এদিকে খুব বৃষ্টি হল। মানে খুব জোরালো না। তবে ওই যে বাজার-টাজার করা সকাল বেলা মানে একটু আমাদের শুক্রবারে এই অঞ্চলে খুব বড়, বড় আর কি বাজার বসে। ওইটাতে ওই মাছ, মাংস কেনাটা একটু মানে কষ্ট হল আর কি সকালে। তারপর ১ টার পর মোটামুটি আকাশ পরিষ্কার। মানে অনেক কাপড় জমে গেছে, প গত কয়েকদিনে। ওই রোদ উঠলে আবার ওই একটু রোদ থেকে ওগুলোকে একটু ইয়ে দিয়ে ম্যা মেলে দিলাম আরকি ইয়েতে। অ্যা তো এখনো সম্ভব হয়নি। ওগুলো ঐ বারান্দায় দিয়ে ফ্যান চালাইয়া দিছি। উম শু শুকাক আর কি। এই আরকি সাধারণ জীবন হ্যাঁ, আটপৌড়ে জীবন।
হুম। হুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। আচ্ছা। হুম। না, আমাদের এখানেও প্রচুর বৃষ্টি। হুম, হুম। আমাদের এখানে প্রচুর বৃষ্টি ভাই, এই মনে করেন সকাল থেকেই পড়তেছে বলতে গেলে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, আসলে।
নিম্নচাপ, নিম্নচাপ সৃষ্টি হয়েছে তো নিম্নচাপ হলে কিন্তু টানা একেবারে আপনার চট্টগ্রাম থেকে শুরু করে দিনাজপুর আর ঐদিকে একেবারে খুলনা থেকে শুরু করে রংপুর। টানা ও আমি দেখেছি যে ওই নিম্নচাপ থাকলে কিন্তু বৃষ্টিটার অনেক ব্যাপক এরিয়া ধরে হয়। একে উড়িষ্যা থেকে শুরু করি পশ্চিমবাংলা, বাংলাদেশ।
হুম। হুম। হুম, হুম। হুম, হুম। হুম। হুম, হুম।
আর লোকাল যেটা বৃষ্টি এমনকি আষাঢ়ে যে বৃষ্টি হয়, মেঘ যেদিকে বৃষ্টি থাকে একদিকে মেঘ করে আসলে দেখা গেলো পাশের ডিস্ট্রিক্টে কোন একদম বৃষ্টি নেই। এটা হয়।
হুম, হুম। হুম, হুম। আমাদের এইখানে ভাই মনে করেন সকাল থেকেই মনে করেন শুরু। এই ঘুমতে উঠতে ইচ্ছা করে না। ক্লাস টলাস করে আসলাম
হ্যাঁ।
আইসা মনে করেন উম গোসল টোসল করে ঐ নামাজ, নামাজ কালাম, বন্ধুদের সাথে আড্ডা-টাড্ডা দিয়ে বাসায় আইসা মনে করেন আবার কাজে বসলাম।
মানে আপনি বর্তমান ছা ছাত্র নাকি?
হ্যাঁ ভাই, ছাত্র বলতে গেলে।
আচ্ছা, আচ্ছা ভাল, ভালো থাকেন। ছাত্রজীবনে অবশ্য আমি
সেই ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ হ্যাঁ।
অনেক আগেই পার হয়ে এসেছি। এখন নাহলে আমার এনার্জি আছে বুঝলেন বর্তমান প্রযুক্তি জীবন ব্যবস্থা, হ্যাঁ। এনার্জি থাকা দরকার। আ রবীন্দ্রনাথ ঠাকুর ৭৮ বছর বয়সে, একটা কথক ন্রি নৃত্য করে দেখাইছিলেন কলকাতার এক অনুষ্ঠানে, ৭৮ বছরে। আর আমরা তো বলেন যে এক্কারে কেবল তরুণ বলা যায়। আপনি যেহেতু ছাত্র। তো আমাদের এনার্জি থাকতে হবে। আর বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে সংযুক্তও থাকতে হবে।
আচ্ছা। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। হুম।